আচ্ছা, আচ্ছা। মানে ধরুন, যে আপনাকে তারা সাপোর্ট দিচ্ছিলো আরকি তাই না?
হ্যাঁ, হ্যাঁ একদম তারা তাদের দিক থেকে একদম মানে সর্বোচ্চ ধরনের সাপ উম লেভেলের সাপোর্টটা আসলে তারা
আর আইনি যে জটিলতা আছে যেমন ধরেন যে কাগজ দলিলপত্র বা এই টাইপের যে জিনিসগুলা আছে, এগুলো কি হচ্ছে আপনি পরিবারের বড়দের কাছ থেকেই সাহায্য নেন যেমন আপনার দাদা বা বাবা তারা যেহেতু বয়োজ্যেষ্ঠ, এগুলো কি তাদের সাথে ডিসকাস করে নেন আপনি?
হ্যাঁ, হ্যাঁ এটাই একদমই তাদের সাথে কথা বলে নেই। কারণ এটার জন্য আসলে বাইরে কারো সাথে তেমনভাবে আ মা
আচ্ছা। এটা কি আসলে দরকার আছে মানে কথা বলার?
অ্যা হ্যাঁ, অবশ্যই দেখুন, একটা সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সঠিক যে পরামর্শটা সেটা তো অবশ্যই আপনাকে আপনার ফ্যামিলিই দেবে। তো আমিও মনে করি আ আ যে অন্যদের থেকে অ্যা আসলে সিদ্ধান্তটা আ সবচেয়ে ভালো সিদ্ধান্তটা আসলে আমার ফ্যামিলি আমাকে দিচ্ছে। এবং এই ব্যাপারে তারা বেশ অভিজ্ঞ।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এটা তো তাইলে হচ্ছে যে ভরসার জায়গাটার জন্য হচ্ছে তাদেরকে জানান, তাই না?
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। অ্যা এটা কঠিন পরিস্থিতি একটা কঠিন সিদ্ধান্ত এবং একটা ভরসা আ যোগ্য সা আ সলিউশন আমার দরকার। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে তো ভালো অপশন আমি আসলে খুঁজে পাই না। তো আমি আসলে এজন্য তাদের সাথে আসলে ব্যাপারটা নিয়ে অ্যা কথা বলে নেই আগে থেকে।
আ আচ্ছা, ধরেন হচ্ছে এখন যে এই যে মানে আপনার পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আছে। তো এই সমাজ ব্যবস্থায় দেখা যায় যে আপনার পরিবারের বাবাই বা দাদাই হচ্ছে বড় কর্তা। ঠিক আছে? তো তারা, তাদের হচ্ছে আপনি কি মানে আপনার ধরেন জীবনে হচ্ছে কোন একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন চলে যায় বা গ ধরেন কোন একটা গুরুত্বপূর্ণ আ ডিসিশন নিতে হবে। ঠিক আছে? তো আপনি কি হচ্ছে তাদেরকে পারমিশন ছাড়া কি আপনি নিতে পারেন বা আপনি কি হচ্ছে নিল মানে নেওয়ার মতো কাপেবল কিনা বা তারা কোন মাইন্ড করবে কিনা এটা বা তাদেরকে তারা কি এটা বাধ্য করে নাকি আপনার, আপনার ডি মানে তাদের ডিসিশন
হুম, হুম। দেখুন, কিছু ব্যাপারে আসলে তাদের সিদ্ধান্তটাই স গুরুত্ব সহকারে দেখতে হয়। কারণ আমাদের যে সমাজব্যবস্থা এখানে কিন্তু আমরা আ একদমই আ তাদের বাধ্যভাবেই আমরা গুরুজনদের সেভাবেই আসলে মানি। তো য যখন একটা বড়ো সিদ্ধান্ত আসলে নিতে হয় বা জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো আসলে আ ভবিষ্যতে অ্যা তার ফলটা আমাকে সারাজীবন আ আ হ্যাঁ আম নিয়ে চলতে হবে। তো সে ধরনের সিদ্ধান্তে আসলে অবশ্যই তাদের অ্যা তাদেরকে অ্যা নিয়েই সিদ্ধান্ত নিতে হবে আমি
হু, হু। ভবিষ্যতে হ্যাঁ, হ্যাঁ। কি?

হ্যাঁ, হ্যাঁ আসলে কাজ ছাড়া আমিও আ ভালো ভাবে দেখি না বা আমি তাদের সাথে কথা বলিনা।
আচ্ছা, আচ্ছা। তো এখন যে ধরুন কোন এক সময় হচ্ছে আ কারো হয়তো ছোট ভাই তো তারতো হচ্ছে ধরো সিদ্ধান্ত হচ্ছে জানতে চায়। আপনার কাছ থেকে কোন সিদ্ধান্ত নিতে চায়। তো তাদের প্রতি আপনার তাদেরকে কিভাবে সাপোর্ট প্রদানের চেস্টা করেন।
হ্যাঁ, আমি যদি এরকম কো কোন অনেক সময় তৈরি হয় যে আ নতুন কেউ এসে আমাকে যদি বলে যে আ সিদ্ধান্তটা কিভাবে নেব। তো তো আমি নতুনদের জন্য বলব যে আসলে আ ফ্যামিলি আ থেকে সিদ্ধান্ত নেওয়া আসলে গুরুত্বপূর্ণ। কারণ একটা কঠিন পরিস্থিতিতে যখন আপনি পরিবারের লোকজনের সাথে কথা বলবেন, তো তারাই হচ্ছে গিয়ে আপনাকে একদম আ মানে সঠিক এবং আ সেই সময়ের উপযোগী যে সিদ্ধান্তটা তারাই হচ্ছে গিয়ে আপনাকে দেবেন। তো বা অন্য অন্যত্র দেখা যাচ্ছে যে আপনার এই সম মানে সিদ্ধান্ত অন্য কোথাও কোথাও থেকে নিলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে পরিবারটা।
আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে আপনি তাদেরকে বুঝাবেন যে যেন আপনাদের কাছ থেকে সিদ্ধান্তটা নেয়, তাই না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই।
আচ্ছা। আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে সব পরিবারকে জানাটা আসলে হচ্ছে যে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আপনার প্রতি নাকি?
অবশ্যই, অবশ্যই একদমই।
আচ্ছা, তা আপনার সাথে কথা বলে এই বিষয়ে কথা বলে বেশ ভালো লাগলো। তো ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ, আপ আমারও আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্য